আ ভিন্নতা তো অবশ্যই প্রতিটা মানুষের কাজ ভিন্ন হ্যাঁ, না, না বুঝতে পেরেছি অবশ্যই। যে, জি জিনিসটা বললেন, যে, হচ্ছে অনেকেই দেখা যায় যে, অন্যায় পথ বেচ বেছে নিয়ে সফল হচ্ছে। আ আমি একটা কথা বলছিলাম যে, আসলে আ সততা যখন মানুষের মধ্যে থাকবে, তার আত্মতৃপ্তি থাকবে, তার মানসিক শান্তিও থাকবে। হ্যাঁ? কোন না কোন একটা পর্যায়ে যেয়ে তাকে অবশ্যই এটার মুখোমুখি হতে হবে, যে, সে অন্যায়ভাবে কিছু একটা না কিছু করেছে।
একটু জটিল যদিও প্রশ্নটা আমি জানি আপনার হ্যাঁ, জ্বী, জ্বী। জ্বি, জ্বি। জ্বি, নিশ্চয়ই, নিশ্চয়ই। এবং সে অন্যায়বোধ তাকে তাড়িয়ে বেড়াতেও পারে বাকি জীবনটা জ্বী, জ্বী।
হ্যাঁ, অবশ্যই তাকে সেটা কোনো না কোনো একটা কথা আছে না যে, আ প্রকৃতির একটা রিভেঞ্জ একটা নেচার যে, ওয়ারড টা ইউস করে হ্যাঁ? তো সেটা তো
জ্বি। হ্যাঁ, প্রকৃতি স সরল কিন্তু প্রকৃতি সে প্রতিশোধেও কিন্তু কঠোর।
প্রতিশোধেও কিন্তু অনেক বেশি হ্যাঁ, তো এই জিনিসটা না কোন না কোনভাবে আমার কাছে মনে হয় যে, অন্যায়ভাবে কাজ করে গিয়েই পার পাওয়া যায় না। সেটা কোন না কোনভাবে সামনে আসবেই। আর সেটা আপনাকে হয়তোবা বুঝতে হবে একটা না একটা সময়। তখন হয়তোবা আপনি মানসিকভাবে অশান্তিতে থাকবেন, তখন মনে হবে যে, আমি সফল নয়। আরেকটা যেটা বিষয় বললেন, সেটা হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর দের কথা বলছেন। তো উ আসলে তাদেরকে, কে উপরে তুলছে, আমরা জনগণরাই উপরে তুলছি। হ্যাঁ, অবশ্যই তারা তাদের প্রতিভা এখানে দেখাচ্ছে, হ হতে পারে তাদের এই যে, তাদের এখানে কিন্তু অনেক সাহসও লাগছে, যে, আমি আমার পরিবারকে, বা আমি আমার লাইফ স্টাইলকে অন্যের সামনে তুলে ধরছি। তারা শুধুমাত্র সবসময় ভালোর কিছুর সম্মুখীন হচ্ছে না, তারা অনেক সময় খারাপেরও সম্মুখীন হয়।
হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই। জ্বী, জ্বী। নিশ্চয়ই আমরা জনগণের উপরে তুলছি। জ্বী, জ্বী। নিশ্চয়ই। হু, হুম। জিনিস নিশ্চয়ই নাই। হুঁ, হুঁ, হতে পারে।
তো তাদেরই সফলতাকে আমি বলব, যে, আ পরিশ্রমের দিক থেকে কতটুকু মাপকাঠি করা যায়, সেটা আসলে আমি যাচ্ছি না। কারণ আ প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে অন্যভাবে পরিশ্রম করে হয়তোবা আমরা নিজেদের জায়গা থেকে সবার পরিশ্রমটা দেখতে পারবো না। তবে হ্যাঁ, এই জিনিসটা শিওর যে, আসলে, তারা যেভাবে অন্যদেরকে নিজের জিনিসগুলো এক্সপ্লোর করে দিচ্ছে, অন্যদের সামনে সেটা আসলে সবার পক্ষে সম্ভব না। নিজের পরিবারকে নিয়ে ২ ৩ টা কথা শুনছে, নিজেকে নিয়ে ৪ ৫ টা কথা শুনছে। এটাও একটু ডিফারেন্ট। আরেকটা যেটা আসল অধ্যাবসের কথা। অধ্যাবসের পর অনেকেই দেখা যায় যে, সেভাবে হয়তোবা সফল হতে পারে না। মানে আমি সেটা বুঝাতে চাচ্ছি যে
জ্বি, নিশ্চয়ই নয়। হুঁ, হুঁ, জ্বি, জ্বি। বেশ বুঝতে পারছি। হু, হুম। জ্বী, জ্বী। জ্বি, হতেই পারে না। কখনো, কখনো শেষমেশ গিয়ে হারও মানতে হয়, কিংবা জীবন একেবারে শেষ পর্যায়ে চলে আসে।
হারও মানতে হয়। হয়তোবা আ বারবারই ব্যর্থতা, ব্যর্থতা, ব্যর্থতা চলে আসছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে, সেই ব্যক্তিটা যে, অধ্যবসায় করছে, তার হয়তোবা নিজের মধ্যে একটা থাকে না যে, হাল ছেড়ে দেওয়ার মতো একটা অবস্থা চলে আসছে। মানসিক চাপের মধ্যে অবস্থা চলে আসছে। কিন্তু তবুও দিন শেষে, সে যদি একটা ছোটখাটো কোনো কিছু করার পরেও নিজের মুখে হাসি ফোটাতে পারে, তার ক্ষেত্রে সেটাই সফলতা। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, জ্বি, জ্বি।
জ্বি, জ্বি। জ্বি, জ্বি। জ্বী। ছোট্ট করে শেষে একটা যে, আপনি চমৎকারভাবে প্রত্যেকটা বিষয় ধরে আপনি চমৎকারভাবে সেটা মিলিয়ে উত্তর করেছেন, এবং ধন্যবাদ আপনাকে। শেষমেষে ছোট্ট একটা প্রশ্ন করব। ছোট বয়স, মাঝ বয়স কিংবা বৃদ্ধ বয়স সব ক্ষেত্রেই কি সফলতা অর্জন সম্ভব কিনা?
জ্বি, জ্বী। জ্বি। হ্যাঁ।